জি, ওখানে আসলে অনেক কিছু শিখায় এই বিষয় যে আপনি কিভাবে মানসিক চাপ বা কাজের চাপ একসাথে আসলে মানে আপনি আয়ত্ত করতে পারবেন। না আপনি বেরনে বেশি ভেঙে পড়তে পারবেন। জি, আপনি ওখানে যেটা করতে পারেন যে আমাকে আসলে স ঐটাই আমি শিখেছি যে আপনি যখন একটা কাজ টানা করছেন, আপনার মন বসতেছে না, আপনার অনেক মানে চাপ মনে হচ্ছে যে না আপনি পারতেছেন না। তখন করবেন কি যে একটা টেকনিক আছে। Pomodoro Technique ঐটা আসলে আপনি ফলো করতে পারেন। যে হচ্ছে গিয়ে আপনি
আচ্ছা, আচ্ছা। এইটা একটা ভালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। আচ্ছা। এই এই এই যে প্রম Pomodoro Technique এর কথা বললেন, এটা আমাকে একটু অ বোঝাতে পারবেন? মানে আসলে এই কাজটা কিভাবে করে? কি হলে কি হয়?
হুম, হুম। জি, জি। হ্যাঁ। জি। আচ্ছা, আচ্ছা অবশ্যই বুঝাতে পারব। সেটা হচ্ছে যে এই ধরেন Pomodoro Technique ২ ধরনের হয়। একটা হচ্ছে আপনি ২৫ মিনিট কাজ করবেন টানা। এরপরে আপনি হচ্ছে ৫ মিনিট এ একটু নিজেকে সময় দিবেন বা ব্রেক নিবেন। ও ওই সময় আপনি হচ্ছে চা খেতে পারেন বা একটু গান শুনতে পারেন অথবা অন্যদিকে মনোযোগ দিতে পারেন। তো আরেকটা হচ্ছে যে আপনি আপ জি, জি আরেকটা হচ্ছে গিয়ে আপনি আ ৪০ মিনিট কাজ করবেন টানা। কারণ মানুষের ব্রেইন আসলে টানা ৪০ মিনিট একটা জিনিসে মানে আ আব নিতে পারে। এরপরে আর নিতে পারে না। তো জি। <chuckles>
হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছি। বাহ! দারুণ তো। মানে এর বাইরে আসলে ব্রেইন নিতে পারে নাই। এই বিষয়টা তো মানে খুবই মনে হচ্ছে যে কিভাবে সম্ভব মানে ৪০ মিনিটের বেশি নিতে পারছে না। মানে ভাবলেই কেমন লাগছে।
অ্যা হ্যাঁ। জি, এটা আসলে আচ্ছা। হ্যাঁ।

জি, জি, জি। আসলেই এরকম একটা বা অবস্থা আমার হয়েছিল। এটা যদি আমি বলি যে, মানে অ্যা এটা আমরা এ ক কিছুক্ষণ আগে যে আমার রুটিন এর কথা বললাম, এই ব্য রুটিন এর সাথেই আসলে হয়েছিল। সেটা হচ্ছে আমার লাস্ট সেমিস্টারে এমন একটা সময় আসছিল যে, আমার তখন ফাইনাল পরীক্ষা। হ্যাঁ? তো আমার যখন ফাইনাল পরীক্ষা তখন কিন্তু, আমি যে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি, তো যেসব সেকশন এ আমার কাজ রয়েছে, ওখানেও কিন্তু ওদেরও ফাইনাল পরীক্ষা ছিল। তো আমি আমার নিজের ফাইনাল পরীক্ষা, আমার নিজের পড়াশোনা, সারাদিন ইউনিভার্সিটিতে থাকা, তাদেরও ফাইনাল পরীক্ষা, তাদের তারাও আসলে আসতেছিল বুঝার জন্য। সবাইকে বুঝানো এরপরে আ জি। হ্যাঁ, এরপরে ওদেরকে আলাদা করে বিষয়গুলা বুঝানো, ওদের পরীক্ষায় গার্ড দেওয়া, ওদের খাতা কিছু চেক করা থাকে তখন আসলে, অনেক কিছু। এরপরে আমার না, তখন হচ্ছে গিয়ে বা বাসার যে স্টুডেন্ট, ওই স্টুডেন্ট এর পড়ানোর পরে রাতের বেলা যে, অনলাইন এ কাজ করার কথা বললাম আপনাকে ফ্রিল্যান্সিং এর। যে ওখানে না? একটা বড় ধরনের আ মানে, একটা আমাকে আসলে সুযোগ দেয়া হয়েছিল কাজের এবং অনেক কাজ কাজের আসলে একটা চাপ ছিল তখন। তো সবকিছু মিলায়ে, আমি এক রকমের মানসিক চাপের উপর দিয়েই ছিলাম যে, আমার সবকিছু শেষ করতে হবে। আমার ওখানে টাকাও দরকার। আমার আবার হচ্ছে গিয়ে জি, আলাদা করে হচ্ছে গিয়ে পড়াশোনাও দরকার। তো এই বিষয়ে না? করতে, করতে আমার পড়াশোনাটা খারাপও হয়ে গিয়েছিল। তো তখন আমার অতিরিক্ত মানসিক চাপ ছিল এবং পরীক্ষাও খারাপ হচ্ছিল। তো এই বিষয়টা আমার খুব ভালোভাবেই মনে পড়ে যে না, তখন আমার অতিরিক্ত মানসিক চাপের মধ্য দিয়ে গিয়েছিলাম এবং একরকমের ভেঙে পড়ার মত অবস্থাই হয়েছিল আরকি।
হু, হু। আচ্ছা। উম বুঝতে পেরেছি যে, আসলে আপনার অনেক চাপ ছিল। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, জি। আচ্ছা। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। ও! আচ্ছা, এইযে আপনি বললেন আপনি এত চাপটা মানে, চাপের মধ্যে পড়েছিলেন। আপনার স ইউনিভার্সিটি'র ক্লাস, আপনার অন্যান্য যেই ক্লাস নেয়া, খাতা দেখা, তাদের পরীক্ষা নেওয়া। মানে আপনি আসলে খুব একটা বড় একটা চাপের মধ্যেই কিন্তু পড়েছিলেন। এতে আপনার মানসিক চাপও কিন্তু বেশ বিপর্যস্ত হয়ে গিয়েছিল উ হ্যাঁ, এখন এটাকে আপনি কিভাবে কাটিয়েছিলেন?
হুম, হু, হুম। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। এ হ্যাঁ। বিপর্যস্ত হয়েছে। জি। আচ্ছা। এখন যেটা কথা হচ্ছে যে, সত্যি কথা বলতে, আ মানুষ কিন্তু ২ দিকে যখন কাজ করে। ধরেন আমি এতগুলা কাজের মাঝখানে, আমি য যদি ২ টা কাজের কথাই বলি যে, আপনি পড়াশোনা করতেছেন, আপনি পাশাপাশি অন্য একটা কাজ করতেছেন। তখন কিন্তু কখনোই আসলে আপনি, ২ টা কাজে সাফল্য অর্জন করতে পারবেন না। এটা কিন্তু সত্য কথা। আপনার একটাতে হয় খারাপ হবে এটা হচ্ছে গিয়ে, সাফল্য অর্জন করতে পারবে না মানে, আপনি যখন ১ টা কাজে অনেক মনোযোগ দিবেন, তখন তো আরেকটা কাজে মনোযোগ দিতে পারতেছেন না। আ তো যে কাজে বেশি মনোযোগ দিবেন, সেই কাজে কিন্তু আপনার হচ্ছে ভালো হবে। আরেকটা কাজে ভুল হবে। তো আমি যখন অনেকগুলো কাজ একসাথে করতেসি, তখন কিন্তু সত্যি কথা বলতে আমার আ ওই সেমিস্টারটাতে পরীক্ষা কিন্তু ভালো হয়নি। এবং ভালো না হওয়ার কারণে আমার কিন্তু দেখা গেছে যে, এক ধরনের মানসিক চাপ কিন্তু হইছেই। তো আমি যেটা আসলে করছি যে, বিষয়টা আরো অনেক খারাপ হতে পারত। যেহেতু ৪-৫ টা কাজ একসাথে করতেছি। এর মধ্যে ১ টা জিনিস হয়তো খারাপ হয়েছে। বাকি ৩ টা কিন্তু আমি ভালোভাবে মানে আয়ত্ত করতে পারছি। তো এটার অ্যা মানে একমাত্র উপায় ছিল, আমি কিছু আসলে আ অনেক অনলাইন ভিডিও দেখি, অনেক কিছু দেখি, যেখানে অনেক কিছু শিখায়।
হুম, হুম। এক জি, জি, একদম ঠিক। এটা কিভাবে? হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ, একদম, একদম। ঠিক বলেছেন। ও! আচ্ছা? তো কি, কি সেগুলো?